দেখুন, এক্ষেত্রে আমি আসলে সবসময় যে জিনিসটা করার চেষ্টা করি। আমি একটা sound sleep expect করি। হ্যাঁ? মানে মানসিক প্রশান্তি দিবে আমাকে এমন একটা ঘুম আমি as like যেন ঘুমাতে পারি। আমি চেষ্টা করি নরমালি ১১ঃ০০ টা থেকে ১২ঃ০০ টার মধ্যে আসলে ঘুমিয়ে পড়ার। হ্যাঁ? মানে একদম অ্যা ওই যে ১ ঘন্টা আগেই আমি কিন্তু ৯ঃ০০ টা ৯ঃ৩০ টার মধ্যেই আসলে স্ক্রিন টাইমটাকে বন্ধ করে দেই। এবং তারপরে হয়তোবা আমরা শুয়ে পড়ি বা শোয়ার একটু প্রিপারেশন নেই। পারিবারিক ভাবে একটু আলোচনা করি হয়তো বা পরবর্তী দিনের একটা পরিকল্পনা করার একটা ব্যাপার থাকে। সো এইগুলো করে কিন্তু আমি মোটামুটি ১ ঘন্টার জন্য একটা অ্যা মানে ব্রেক চলে যাই। এবং ওই কাজগুলো ছোটখাটো টিকটাক কাজগুলো করে শেষ করে আমি ঘুমানোর আসলে। ধরুন, যে ১২ঃ০০ অ্যা আমি যদি ১১ঃ০০ টার মধ্যে আসলে ঘুমিয়ে পড়তে পারি আমি কিন্তু ৫ঃ০০ টা ৬ঃ০০ টার সময় আসলে উঠে যাই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ৭ ঘন্টা minimum বা ৮ ঘন্টা, ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে একটা নিয়মিত ঘুমানোর চেষ্টা আমি করি। এতে যেটা হয় যে আমার ঘুমটা যেহেতু হ্যাঁ, মানে একটু properly হয়ে যদি কোন কারণে হয়। তাহলে কিন্তু দেখা যায় যে পরের দিন আমি কিছুটা কে মানে সুস্থভাবেই আসলে আমার পরবর্তী দিনের কাজগুলো আসলে সূচনা করতে পারি। মানে এটা আমাকে মানসিকভাবে অনেকখানি relief দেয়।
বাহ! হু, হু, হু। বন্ধ করে দেন। হ্যাঁ। অবশ্যই। হুম, হুম। বাহ! সত্যি দারুণ। হু, হু, হু। এটা কিন্তু সত্যি দারুন উহু এটা কিন্তু আসলে দারুণ বলেছেন! কারণ, ঘুম কিন্তু পরবর্তী দিনের কাজের উপর ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। আ কারণ অ্যা দেখুন দেখা যাচ্ছে যে রাতের ঘুমটা যদি ভালো না হয়। তাহলে পরবর্তী দিনে আসলে আ অফিসে যে কাজটা আপনি করবেন সেখানে আপনি কোনোভাবেই ভালো মত মনোনিবেশ করতে পারবেন না। এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হ্যাঁ
ভীষণভাবে প্রভাব ফেলে। হ্যাঁ। মনোযোগ দেওয়া যাচ্ছে না। আরো ক শারীরিকভাবে বিভিন্ন ধরনের ক্লান্তি এবং অবসাদ তৈরি হয়ে যাচ্ছে।
ক্লান্ত অনুভব হবে, হ্যাঁ অবসাদ তৈরি হবে। সেটা সত্যি একটা খুব বিভ্রান্তকর এবং একটা অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি করতে পারে, অ্যা পরবর্তী দিনে আসলে হ্যাঁ, সেটা কিন্তু আসলে আপনি দারুণ বলেছেন, যে অ্যা আপনি একটা ভালো সময় আসলে বেছে রেখেছেন ঘুমানোর জন্য। এবং একটা নির্দিষ্ট সময় আপনি সবসময় আ পালন করা মানে মেইনটেইন করার চেষ্টা করেন। যেমন আ সেটা হচ্ছে ৮ থেকে অ্যা ৬ থেকে ৮ ঘন্টা এরকম একটা ঘুমের সময় আসলে আপনি সাধারণত নির্ধারণ করেছেন। তো বেশ অ ভালোই লাগছে আপনার যে আসলে আ রুটিনটাকে আপনি যেভাবে আসলে সাজিয়েছেন। সত্যি, অ্যা খুব কার্যকর এবং দারুণভাবে সাজিয়েছেন। তবে এখানে আরেকটা জিনিস আসলে একটু জানতে ইচ্ছে হচ্ছে, কখনো, কখনো এরকম আসলে হয় না? যে ধরুন, আ বাড়িতে আ হয়তোবা গেস্ট এসেছে। নতুবা আপনাকে হয়তোবা কোথাও আ বেড়াতে যেতে হয়েছে। তো সেক্ষেত্রে যে, এই যে, যে একটা আপনার যে উম comfort zone বা একটা আসলেই তো হ্যাঁ, রুটিন এর মধ্যে একটা ব্রেক আসে। তারপর আর এমনটা হয় না যে অ্যা ঘুমের জন্য কিন্তু একটা সুন্দর পরিবেশ। এবং একটা আ যেমন ধরুন আপনার বেড, আপ তারপরে হচ্ছে অ্যা ঘরের লাইট, অ্যা তারপর ঘরের একটা ওয়েদার। তো, সবকিছু মিলিয়ে-ঝিলিয়ে ঘুমের জন্য একটা সুন্দর একটা পরিবেশের তো দরকার হয়। সেক্ষেত্রে এরকম যদি হয়, যে কোথাও আপনি ন বেড়াতে গিয়েছেন। তো, সেক্ষেত্রে এই বিষয়গুলো আসলে আপনার আ কিভাবে আপনি মেইনটেইন করেন? বা আপনার ঘুমের সময়টাকে আপনি কিভাবে ঠিক রাখেন?
চেষ্টা করি। উহু। উহু। রুটিনের মধ্যে ব্রেক। হু, হু। আচ্ছা, আচ্ছা। উহু।